আচ্ছা, আচ্ছা। বাহ! আ এই tactics টা কিন্তু দারুন লাগলো শুনতে। এবং এটা আসলেই আ মানে আ অন্য অন্য যে কেউ কিন্তু এই ব্যাপারটাকে ফলো করতে পারবে। তেমনই একটা টেকনিক। যে লিখে রাখেন আবার হচ্ছে আ সেটাকে ফলো করারও চেষ্টা করেন। তো আ আপনি কি মনে করেন যে সফল মানুষরা আ সফল মানুষরা যদি ব্যর্থ হয়, সে ব্যর্থতার গল্প আ মানে ব সবসময় খোলা খোলাখুলি বলেন? মানে আপনার কি এটা কখনো মনে হয়েছে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করি, জি। হু, হু, হু। হ্যাঁ, এটা আসলে অন্যকে না, অনুপ্রেরণা জাগায়। এইযে আব আ ব্যর্থ হওয়ার পর যে সফলতাটা আসে। হ্যাঁ, সেটা অবশ্যই সবাইকে অনুপ্রেরণা প্রতিটা মানুষ এমন না যে, সবসময়ই সবগুলোতে ১ম এ ধাপেই সফল হবে। এরকমটা কিন্তু না। হ্যাঁ? আমরা দেখবো যে অনেক বিজ্ঞানী বা অনেকেই অনেক বলে গিয়েছে যে আসলে আ কতবার ব্যর্থতা সফলতা আসে। হ্যাঁ, ব্যর্থ হতে, হতে, হতে, হতে তারপরে দেখা গিয়েছে ৭ বার, ৮ বার এরকম অনেক গল্প আছে। তাই না? যে ব্যর্থ হয়েছে, তারপর না যেয়ে সফল হয়েছে। তো এই সফলতার পেছনে কারণটা কি? সে অনেকবার চেষ্টা করেছে। এজন্যই হয়েছে। তো এই জিনিসটা আমার মাথায় খুব আ ম সুন্দরভাবে কাজ করেছে। আসলে আমি এজন্য আ বলি যে, আসলে আমি খুব ভালো সময়ে বুঝতে পেরেছি। তো যখন দেখা গিয়েছে যে এরকম ব্যর্থ হওয়ার জিনিসগুলো আমি লিখে রাখি যে আমি কোন কারণে ব্যর্থ হয়েছি বা, কেন ব্যর্থ হয়েছি? সেটা আমাকে আরো অনুপ্রেরণা জাগায়। যে "ঠিক আছে, এখন ব্যর্থ হয়েছো, হ্যাঁ, পরে আবার শিখতে পারবে বা, শিখেছো, আরেকটু কাজ করো।"
হুম। হুম। হুম। একদম। একদমই, একদমই। অন হ্যাঁ, ব্যর্থতার পরেই সফলতা দেখেছে। হুম। হু, হু। হু। হু। হুম, হুম। হু, হু, হু। অনুপ্রেরণা জাগায়, একদম। আসলেই। একদম, একদম। ব্যর্থতাই এতো আসলে সফলতার সিঁড়িতে পা দিতে সাহায্য করে। বা step by step কিভাবে যাওয়া যাবে আ সেটা তো আসলে ব্যর্থতা থেকেই জানা যায়। আ তো আপনি ই যদি সময় কোন একটা সময়কে ফিরিয়ে আনতে পারতেন। আ তো কোন আ সেখানে কি আ কোন ব্যর্থতা আছে? যেটাকে ইচ্ছাকৃতভাবে আবার অভিজ্ঞতা নিতে চান, নতুন করে শেখার জন্য?
জি।

আ আসলে আমি মনে করি আমাদের জীবনে যে ব্যর্থটা আসে আ সেটা যতটা ভয়ঙ্কর মনে হয় আমাদের কাছে, সেটা ততটাই শেখার সুযোগ করে দেয়। তো আমি আমার কাছে এ এখনও মনে পড়ে যে আমি কলেজে দেখা যায় না যে অনেকগুলো প্রজেক্ট অনেক সময় করতে হতো, আ অ্যাসাইনমেন্টের কাজ দেওয়ার ক্ষেত্রে তো এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম একটা প্রজেক্ট এ আমি পুরো টিমসহ আমরা হা মানে হেরে গিয়েছিলাম বলা যায়। তো সে সময় মন এত বেশি হ্যাঁ, এত বেশি খারাপ হয়েছিল। স্বাভাবিক কলেজ লাইফ তখন আ একটু ছোটই ছিলাম বলা যায়। তো মন খারাপের একটা বিষয় ছিল যে ব্যা এটাতে আমি ফলাফল খুব একটা ভালো করতে পারিনি। হেরে গিয়েছি। কিন্তু পরে দেখলাম যে আসলে আমরা সবাই মিলে যে কাজটা করেছি, হয়তোবা সবার কম্পিটিশন এ হেরে গিয়েছি। কিন্তু সবাই যে কাজটা করেছে সেটা অনেক চমৎকার ছিল। তো এইযে এ
হু, হু। একদম তাই। হু, হু। হুম, হুম। অনেক আ কাজ দেওয়া হত। হুম। আ ওহো! এরপর কি হলো? হ্যাঁ। ইস! হু, হু। <smacks lips> আচ্ছা। হুম। হু, হু। <smacks lips> মানে পার্টিসিপেশনটাই অনেক দারুন ছিল আরকি।
অনেক হ্যাঁ অনেক দারুণ ছিল। এটা তখন বুঝিনি তখন আসলে বড়ো আমার যে বাবা-মা বা আ ফ্রেন্ডের যে বাবা-মা ছিল তারা আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো তখন আসলে পরে বুঝতে পারলাম যে এইযে আমরা আ একটু, একটু করে কাজটা করেছি একটা প্রোজেক্ট তৈরি করেছি এটাই তো আসলে আমাদের সফলতা।
হু, হুম। হুম। একদম, একদম। এইযে আ পার্টিসিপেশন ছিল, সাথে ছিল, আত্মপ্রত্যয় ছিল, একটা মনোযোগ ছিল। এইযে এইগুলোকে কাজে লাগানোই তো আসলে আ সফলতার এক একটা স্টেপ। একদম যে সব সবচেয়ে আ ১ম হতে হবে, বা সবচেয়ে সেরা হতে হবে। সেটা তো আসলে আ কোনো কথা হতে পারে না। আ এইযে ছোট্ট, ছোট্ট যে অল্প, অল্প সফলতা বা আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন ওটা করতে গিয়ে সেটাও কিন্তু এক ধরনের সফলতা। আ তারপরও ১ম দিকে আপনি আ ব্যর্থতাকে আসলে কীভাবে দেখতেন? বা দৃষ্টিভঙ্গিটা আসলে বদলেছে কীভাবে?
এ এ এই চিন্তাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। স্টেপ একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিখেছি এক এক